হ্যাঁ, আমি আপনাকে একটা মজার ঘটনা বলি। এটা আরো অনেক বেশি আপনার ভালো লাগবে, হ্যাঁ? ঘটনাটা এমন যে উম হঠাৎ একদিন আমার অ্যা মানে যে প্রিয় মানুষ ছিল, তার অ্যা মেসেঞ্জারে একটা মেয়ে আসলে অ অতীব সুন্দরী যাকে বলে না? মেসেজ কর
জি, জি। হু, হু। জি।। হু, হু। আচ্ছা। হু, হু, হু, হু, হু।
করে কথা বলতে চাইল। তখন আ আমি অ্যা সাথেই ছিলাম এবং আমার দেখার পরে সে আমার সামনে লিখে দিল যে "আমি ম্যারিড এবং আমার ওয়াইফ আছে। দয়া করে বিরক্ত করবেন না।" তা দেখে আমার খুব ভালো লাগলো। আ খুব ইন্টারেস্টিং। কিন্তু কিছুদিন পরে শুনলাম যে <scoffs> ওই মেয়ে এটা শুনে নাকি তার প্রেমে পড়ে গেছে। ক্রাশ খেয়েছে। কারণ এত সত্যবাদী পুরুষ নাকি সে জীবনেও দেখেনি। <giggles>
জি, জি। হু, হু। আ আহ। আহা। <laughs> হ্যাঁ, হ্যাঁ। উম ও বাবা! ও বাবা! এটা মানে ম্যারিড শোনার পরও হচ্ছে প্রেমে পড়ে গেছে ভাই।
হ্যাঁ <chuckles> মানে মানে ওই মেয়েকে যখন প্রশ্ন করা হয়েছে যে মানে উনি প্রশ্ন করেছিল যে "আচ্ছা তুমি তো শুনেছো আমি ম্যারিড। তারপরেও তুমি আমার সাথে কথা বলতে আগ্রহী কেন? তুমি আমাকে নক দাও কেন? তাই না? স্বাভাবিকভাবে ম্যারিড অ্যা লোকের প্রতি তো attraction তোমার থাকার কথা না।" তখন সে মেয়ে বলেছে যে "আপনি চাইলেই তো আমার সাথে লুকিয়ে প্রেম করতে পারতেন, সম্পর্কে জড়াতে পারতেন। অনেক কিছু হয়তো আম সম্পর্কটা গড়িয়ে যেতে পারতো। কিন্তু এই যে আপনি সত্য বলেছেন, এটা আসলে সচরাচর কেউ বলে না। এবং এই আপনার সত্য শুনেই আমি আপনার প্রেমে পড়েছি যে আপনি কত honest।"
আমার আমি যদি আ <chuckles> হ্যাঁ, হ্যাঁ, না। হ্যাঁ, হ্যাঁ। হু, হু। হু, হু। হু, হু। জি, জি, স্বাভাবিক, হ্যাঁ, হ্যাঁ। একদম। বাবা। হুম, হুম। হু, হু। হু, হু।

জ্বি। এখন আমরা যদি আসলে আমাদেরকে ভালো না বাসতে পারি, আমরা বুঝতেছি যে মানুষটা সম্মান দেয় না, যে মানুষটা ভালোবাসে না। আমার আমাকে যদি ভালোবাসে তার তো অন্য কারো প্রতি ভালোবাসা কিংবা অন্য কারো প্রতি অনুভূতি আসার কথা না।
হুম, হুম। জি, জি। হুম, হুম। একদম। উ, হু। হ্যাঁ, এট্রাক্ট, হওয়ার কোনো আসবে না, এটাই একদম স্বাভাবিক।
তাহলে এটাই তো প্রমাণ হয় যে আমার জন্য সেই মানুষটার মনে ভালোবাসা নেই। তো সেখান থেকে কেন শুধু, শুধু, কষ্ট পাওয়া, কেন আ পিছের দিকে তাকিয়ে থাকা, তাই না? তা এইটাব ভালো যে আসলে আমার মনে হয় যে ক্ষমা করা উচিত না এবং মুভ অন করা উচিত, জি।
হু, হু। একদমই। জি, জি। হু, হুম, একদমই তাই। হু, হু। হ্যাঁ। আমি আ যখন হচ্ছে লাস্টবার আমার সাথে কথা হয়েছে তো আমি বলেছি দেখো আমি তোমাকে সবকিছুর জন্য ক্ষমা করতে পারবো কিন্তু এই একটা জিনিসের জন্য আমি তোমাকে কখনো ক্ষমা করতে পারবোনা। আর এটা যদি তুমি মনে করো যে এটা তোমায় আমার একদম পরকাল পর্যন্ত নিয়ে যাবে তাহলে হ্যাঁ সেটাই আমি তোমাকে এটার জন্য কখনোই ক্ষমা করব না। তুমি আমাকে সাথে যা করেছো। আ কারণ আমার এমন একটা বাজে সিচুয়েশন হয়ে গিয়েছিল যে, আমি খাচ্ছিলাম কিন্তু তারপর আমার ওয়েট লুজ হচ্ছিল। আমার কখনো আমার লাইফে এনক্সাইটি ফিল করিনি। আমার তখন এনক্সাইটি, ব্রিথিং প্রবলেম সবকিছু আর কি হয়ে গেছিল। <chuckles>
হু, হু। জ্বী। হ্যাঁ। আচ্ছা। হু। আমার এখন পর্যন্ত এক্সাইটি আছে। এখন পর্যন্ত মানে
হু, হু, হ্যাঁ। মানে এখনো কল দিলে আমার এনক্সাইটি হয় বা হচ্ছে হঠাত, হঠাত যখন মনে পড়ে।
জি, তো যাই হোক খুবই ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আ দুঃখের কথা বলতে পেরে খুব ভালো লাগলো।
হুম, হুম। জী আসলে আমারও খুব ভালো লাগলো। আর বিশেষ করে মনটা একটু খারাপ ছিল। আপনার সাথে আড্ডা দিয়ে আমার বেশ ভালো লাগলো সত্যি কথা বলতে। অনেকক্ষণ পর আসলে কথা বললাম আশা করি ভবিষ্যতে আরো কথা হবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। <chuckles>
আ জ্বি। হ্যাঁ, আপনিও ভালো থাকবেন, নিজের যত্ন দিবেন। সুস্থ থাকবেন, জি।
জী। ধন্যবাদ শুভরাত্রি।